একদম। একটা মজার ব্যাপার আমি বলি আপনাকে। হয়তোবা আপনার আ পার্শ্ব পরিচিত মানুষের ভেতরে ২ জন দেশের বাইরে চলে গেছে, যার প্রতি আপনি বাস্তবিক কেয়ার করেন। হ্যাঁ? তো এই ২ জনের সাথে যোগাযোগ রাখতে বা এই ২ জনের আ জন্যে, আপনি কিন্তু বাকি ৪৯৮ জনকেও ওই সোশ্যাল মিডিয়া বা ওই একই লাইনে নিয়ে আসছেন। যেইটা ঠিক না। আপনার যে আমার একটা বন্ধু আমার এক বন্ধু এক না আমার প্রায় ১৮ বা ১৯ জন বন্ধু বিভিন্ন দেশে চলে গেছে। হ্যাঁ? যারা আমার খুবই কাছের একসাথে বড় হইছি। ওই যে ল্যাংটাকালের বন্ধু বলে না? এই ধরনের। তো আমি ওদের সাথে যোগাযোগ করি অবশ্যই। কিন্তু আ তার মানে এই না যে সবার যারা পাশে আছে, তাদের জন্য আমি কেন এটা নিবো? আমার যে বন্ধুটা হয়তোবা আমার আ থেকে ১০ মিনিটের পথের দূরত্বে থাকে, আমি ওকে বাস্তবে কল দিব যে বন্ধু আয় ইয়ে মানে ওই সোশ্যাল মিডিয়ায় ০.৫ ঘন্টা ভিডিও কলে কথা না বলে "১০ মিনিট চা খাইয়া যা। দেখি কি অবস্থা। তুই ভালো আছোস? হাত, পা আস্ত আছে? হ্যাঁ, নাকি?" এই যে, ছোট ছোট সামনা-সামনি বসে আপনি দেখেন বন্ধুর সাথে যে কারোর সাথে ম্যা যদি আপনি ০.৫ ঘণ্টা ভিডিও কলে কথা বলেন, আপনার যে ভালোলাগা কাজ করবে তার থেকে ওই বন্ধু সামনে আসবে, আর সে তার পিঠে একটা চড় দিয়ে, “কিরে মোডা হয়ে গেছস বেডা কিছু খাওয়া। আমারে খাওয়া তুই না খাইয়া থাক। তোর একটু ডায়েট করার দরকার।”
হুম, হুম। জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। জি, জি, জি। হুম, হুম। আ হ্যাঁ। হুম, হুম। <inhales> অ্যা জি। এটা, কিন্তু চমৎকার কথা বলেছেন জি। হ্যাঁ। হুম, হুম। <chuckles> আ হ্যাঁ, এ ধরনের গল্প কিন্তু আসলেই খুব মজার হয় বন্ধু বান্ধবদের মধ্যে।
৫ মিনিট কথা বললে দেখবেন যে আপনার মন পুরো অ ফ্রেশ হয়ে গেছে, পুরো আলাদা অনুভূতি।
জি, জি, যে সামনাসামনির ব্যাপারটা, এটা আসলেই মানে যেকোনো ভিডিও কল কিংবা সোশ্যাল মিডিয়ার যতভাবেই উপায় থাকুক না কেন, সামনাসামনি দেখা করার থেকে আসলে বেশি টিকিয়ে রাখা কিন্তু অন্য কোনভাবেই একটা সম্পর্কের ক্ষেত্রে আসলে হয় না। তবে একটু ভিন্ন দিকে যাবো। যেমন, অনেকেই দেখা যায় যে ধরুন একটা ফ্রেন্ড গ্রুপে, একটা ফ্রেন্ড সার্কেলে। আ তো একটু আগে ১৫-২০ জন মানুষ আছে। তো সবার স্বভাব চরিত্র কিন্তু একরকম হয় না। তো অনেকে থাকেন একটু যারা বা আ খুবই এম আ আত্মবিশ্বাসী হয়ে থাকেন এবং হচ্ছে নিজের জীবন যেভাবে আছে, তিনি সেভাবে খুশি থাকেন। কিন্তু অনেকেই কিন্তু, যারা একটু কিছুটা আপনার আ ভীরু প্রকৃতির। মানুষের সামনে ঠিকঠাকভাবে নিজেকে উপস্থাপন করতে চায় না, বা লোকালয় থেকে দূরে থাকতে চায়। তো ওরা কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে সোশ্যাল মিডিয়াতে যখন এমন একজন বন্ধুকে দেখছে, যে জীবনে অনেক আ সাকসেসফুল, সফলতা সে পেয়ে যাচ্ছে এবং সেই জিনিসগুলো ঘন, ঘন আসলে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তখন কি আপনার মনে হয় ওই সমস্ত একটু আ দুর্বল চিত্তের যারা বন্ধু আছে কিংবা যাদের আত্মবিশ্বাস একটু কম, তাদের জন্য কি এটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়?
একদম। একদম, ঠিক বলেছেন। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। কখনোই না। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।